আচ্ছা, আমি যেটা করেছি সেটা হলো যে আ আমার ঠিক আ ১ম মাসে আমি যেটা করেছিলাম সেটা হলো যে আমার ঠিক কত টাকা খরচ হয়েছে এটা আসলে মোবাইল ব্যাংকিং এর বা আমার ব্যাংক স্টেটমেন্টটা আসলে আমি বের করি। বের করার পরবর্তীতে দেখি যে আ ১ মাসে প্রায় আপনার এত টাকা খরচ হয়ে যায় সেটা আসলে আমার কা কোন ভাবে ইনকামও নেই। বলতে পারেন যে আসলে আ আমার ৫ মাসের খরচ ১ মাসের খরচ হয় আরকি। তো এখন এই ব্যাপারটা দেখার পরে পরবর্তীতে আসলে আমার মাথায় হাত পড়ে। তো আ পরবর্তী মাসটা আসলে আমি কি করলাম, আমি ঠিক কোথায় কত টাকা খরচ করছি বা ব্যয় করছি সেটা আসলে আমি আ কোন প্রকার ক মানে কমতি না করে আমি আ সম্পূর্ণটা হিসাব রাখা শুরু করি। তার পরবর্তীতে মা ওই মাসটা যখন শেষ হয়। তখন আসলে আমি হিসাব করি যে ঠিক আপ কোথায় কোন বিষয়টায় মানে কী কারণে আসলে আমার টাকাগুলো ব্যয় হয়েছে আর কত টাকা ব্যয় হয়েছে। এই ব্যাপারটা যখন আসলে আমি বুঝতে পারি, আ তখন আমি যেটা দেখি সেখানে হলো খাবারের যে ব্যা ব্যাপারটা আ সেটা আসলে অতিরিক্ত বেশি পরিমাণে। আর আ আপনার যাতায়াতের যে প ব্যাপারটা ২য় নম্বরে আসে।
হ্যাঁ। আচ্ছা। ঠো আচ্ছা, আচ্ছা। উম বুঝে আসে না। আব্বা। বুঝতে পেরেছি। হ্যাঁ। <chuckles> হুম। আচ্ছা, আচ্ছা। সেটা বেশি অয়া আছে।
হ্যাঁ। আর আরেকটা ব্যাপার আসে সেটা আসলে আমাকে সবথেকে বেশি অবাক করে। সেটা হলো চায়ের দোকানের খরচ। তো এইটা যখন আসলে দেখি তখন আসলে আমি বুঝতে পারি বা আমি আ বু বা বুঝতে পারি যে আ আমার ঠিক কোন জায়গাটাতে আসলে খরচটা সবথেকে বেশি হচ্ছে। তো এখন এই যে খরচের ভিতরে আমি কিন্তু আসলে অ্যাব যখন আসলে আমি বুঝতে পেরে গেলাম তখন কিন্তু আসলে এবার আমি বাজেট ঐ হিসাবে করতে পারি যে না আমি চায়ের দোকানে যেখানে আসলে ৪ বার যেতাম সেখানে আসলে আমি ২ বার যাবো বা ১ বার যাবো। আর আ বা আপনার খাবার আমি ফাস্ট ফুড আ সপ্তাহে যেখানে ৪ দিন খাইতাম, সেখানে আসলে হয়তো ১ দিন খাবো বা ২ দিন খাবো। এভাবে করে কিন্তু আসলে আপনার এই যে খরচের যে ব্যাপারটা আ এটা কিন্তু আসলে অনেকাংশে কমিয়ে নিয়ে আসা হয়। আর নিয়ন্ত্রণে ১ বার যদি চলে আসে তখন কিন্তু আসলে আপনার এই যে আ আপনার খরচ আ আর খরচ আ আর ওই পরিমানে হয় না। জি।
হুম, হুম। বুঝতে পেরছি। ও। <chuckles> আচ্ছা, আচ্ছা। পরিমাণে খরচ হচ্ছে। হুম। আচ্ছা। <chuckles> বুঝতে পেরে মানে হুম, বুঝতে পেরে হ্যাঁ। সমস্যা তেমন একটা হয় না। বাহ! বেশ চমৎকার ভাবে বললেন। আসলে আপনি জিনিসগুলা আসলে অ্যা মানে, ক মানে বিভিন্ন টাইপের স্টেটমেন্ট অ্যা ব্যাংক স্টেটমেন্ট বের করলেন। আবার দেখা যাচ্ছে যে কোন, কোন জায়গায় বেশি যাচ্ছেন, কোন, কোন জায়গায় কম যাচ্ছেন সেগুলো আসলে ডিটেক্ট করে আপনি সেটা আসলে একটু কমিয়ে, কমিয়ে নিয়ে আসতেছেন। এটা কিন্তু বেশ চমৎকার এটাই হয়তবা আসলে আ আর্থিক যে বিষয়টা অনেকটা কন্ট্রোল এ থাকে। তো এই যে আর্থিক ভুল তো আপনি করেছেন করে আসছেন। তো সেক্ষেত্রে এই যে আ আপনি যখন আসলে আ এটা ঠিক করতে চাইলেন যে আসলে না এটা চেঞ্জ হওয়া দরকার। তখন আপনি কারো কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন? না নিজে, নিজে এটা করেছিলেন?
হ্যাঁ। জি। <chuckles> হুম, জি। <clears throat> জি। হ্যাঁ, হ্যাঁ।